বিগত কিছুদিন যাবৎ আসলে আমার একটা ব্যা বলা যায় যে, ব্যা ঘটনা ঘটার পরবর্তীতে আসলে আ ভীষণ রকম আসলে আমি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আ নতুন করে কোনো কিছু যে করব, বা নতুন কোনো কিছু যে, শুরু করব, আপ সেটার আসলে একেবারে কোনো প্রকার অনুপ্রেরণা পাচ্ছি না। বলা যায় যে এক প্রকার আসলে যে অবস্থা আমার মানসিক চাপের। যে আ কোনো দিকেই আসলে আমার মনের যে ব্যাপারটা, সেটা আসলে ব্যা বসাতে পারছে না আরকি ভাই। তো এইটা নিয়ে আসলে আমি খুব অ্যা উ বড় রকমেরই আরকি একটু সমস্যার ভিতরেই আছি আরকি। উ জি।
উ হুম। জি। হুম, হুম। জি, বুঝতে পেরেছি। আসলে আপনার কথা শুনেই মনে হচ্ছে যে, আপনি আসলে, অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে সত্যি কি? যে বড় প্রকল্প একসাথে ধ শুরু করলে, তখন একটু সমস্যা হয়েই যায় কাজের ক্ষেত্রে। দেখা যায় সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে আপনার কাছে আমি একটু ডিটেইলস এ জানতে চাচ্ছিলাম। যে আপনার প্রকল্প সম্পর্কে যেমনটা, যে কোন ধরনের বড় প্রকল্প আপনি আসলে এটা করছেন? যেটাতে আপনি শিক্ষা, বা কাজ নাকি, ব্যক্তিগত এই ধরনের কিছু? এই বি সম্পর্কে একটু বলতেন।
উম জি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আ হয়েছে কি? আ আমি একটা পরকল্প প্রকল্প বলতে কি কাক ঠিক কেমন বড় সেটা বলতে পারবো না। তবে একটা মানে আ আন্তর্জাতিক পর্যায়ে বা আপনার ওই যে, আ international একটা বি ব্যবসায় আসলে শুরু করেছিলাম। ওইখানে আমার partner ও ছিল আরকি আ আপনার বিদেশী। বলা যায় যে, আসলে ফিরিঙ্গি partner দিয়ে আরকি তাদের সাথে আসলে আমি একটা কাজ শুরু করেছিলাম। তো কাজ শুরু করার পরবর্তীতে হলো কি যে, আ ১ম অবস্থায় আ যা কিছু আসলে investment এর ব্যাপার ছিল আ সবকিছু দিয়ে আপনার একটা flow কিন্তু আসলে চলে আসছিল। আপনার যেমন আ worker payment তারপরে worker payment গুলো যেগুলো আছে যেহেতু আসলে বাংলাদেশে থাকি। তো এখানে না আসলে বা কম খরচ অনেক পাচ্ছিলাম। তো বলা যায় যে, আ তাদের থেকে আসলে কাজটা তাদের জন্যও সহজ হচ্ছিল আর আমার জন্যও সহজ হচ্ছিল। তো আপ একটা পর্যায়ে যেয়ে আসলে কোম্পানির এমন একটা ঘটনা ঘটে আ যে, যার কারণে আসলে সম্পূর্ণ company টা কে আমাদের এক প্রকার আসলে shut down দিয়ে দিতে হয়। আর তার পরবর্তীতে আসলে আ যেকোনো planning এর কথা বলেন বা আপনার আ যেকোনো আসলে নতুন কাজ শুরু করার কথা বলেন না কেন, তো কোনটারি না আসলে ঐরকম আরকি ওইযে আ আপনার অনুপ্রেরণা বা motivation এর যে, ব্যাপারটা আছে, আ সেটা আসলে কোনভাবেই আসলে আসে না। আর বলা যায় যে, আ কোন কাজে আসলে মনোযোগের যে, ক্ষেত্রওটা সেটা আসলে আমি বসাতেই পারছি না একেবারে। আর বলা যায় যে, এক্ষেত্রে আমার মানে চাপের তো একটা ব্যাপার তো আছেই। যেটা আসলে আ অন্যান্য আমার দৈনন্দিন জীবনের পরেও কিন্তু আসলে খুব বড় ধরনের একটা প্রভাব ফেলছে ভাই। জ্বী।
জ্বী। আচ্ছা। হুম, হুম। জ্বী। হুম, হুম। আচ্ছা। জ্বী। হুম, হুম। জ্বী। জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। জ্বী, আসলে বুঝতে পারছি আপনার কথা শুনে আমি আসলে জিনিসটা feel করছি যে, আপনি একটা প্রকল্প শুরু করার পরেও সেটা আসলে অল্প কিছুদিনের মধ্যে গিয়ে সেটা আবার আপনাদেরকে shut down করে দিতে হয়। নানাবিধ কারণের জন্য হয়তোবা। এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। আ যেহেতু এটা আপনার একটা first প্রকল্প ছিল এবং আপনি সেটা শুরুতেই একটা ধাক্কা খেয়ে গেছেন। তো এক্ষেত্রে মানে মনমানসিকতা একটু নর দুর্বল হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনাকে আমি মনে করি যে, ভেঙে পড়লে চলবে না। যেহেতু আপনার অনেক experience একটা হয়ে গেছে। আপনি একটা বাহিরের এ ফিরিঙ্গিদের সাথে আসলে একটা কাজ করার একটা experience হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে, এই ভুল এখানে আপনার কী ধরনের ভুলটা হয়েছিল এই প্রকল্প করতে গিয়ে? আপনি সর্বপ্রথম আপনার আগে ভুলটাকে খুঁজে বের করতে পারেন এবং পরের প্রকল্পের জন্য এই ভুলটাকে minus করে এখান থেকে কীভাবে এটাকে শুধরানো যেতে পারে? আপনি সেভাবে শুরু করতে পারেন। এটাকে এভাবে একটু চিন্তা করে দেখতে পারেন।
উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হুম। উম জ্বী। হুম। তো এভাবে বা চিন্তা করে দেখার পরবর্তীতে আসলে যেটা হয়েছিল যে, আ কিছু ভুল আপনার বের করতে পেরেছিলাম। যেমন আ আমাদের যে, সমস্যাটা হয়েছিল সেটা আসলে যদি আমি বলি তাহলে আরো বিষয়টা পরিষ্কার হবে। যেমন আ আমার company এর হয়েছিল কি আ যে, সবকিছুই ঠিকঠাক চলছিল। চলতে, চলতে আ আমাদের আ হঠাৎ করে আসলে planning হলো যে, আমাদের payment gateway এর যে, ব্যাপারটা আছে সেটা আসলে আমরা একটু পা ইন implement করব বা আপনার card accept বা Credit card accept এর যে, ব্যাপারটা আছে। সেখানে আসলে আপনার payment টা নিবো যাতে করে আসলে আমাদের company তে যে, আ যারা আসলে service নিবে তা তাদের আসলে কোন প্রকার payment করতে অসুবিধা যাতে না হয়। এই তো আ মানে বলা যায় যে, আমাদের আ customer service টাকে উন্নত করতে যেয়ে যেটা হয় আ আমরা আসলে অ্যা company এর একটা payment gateway এ approve নি। আপনার নেওয়ার পরবর্তীতে যেটা হয় যে, আ ওই gateway আমাদেরকে আসলে খুব বড় রকমের একটা loss এর অ্যা মুখোমুখি হই আরকি। বলা যায় যে, আ প্রায়ই আসলে অনেকগুলো টাকা আরকি আ ওই gateway তেই আসলে আমাদের আ আটকায়ে যায় কারণ আমাদের যে, sell টা ছিল তো এখানে হয়েছিল কি? যে, আপনার high risk management এর যে, ব্যাপারটা ছিল তো ঐখানে আসলে আ তাদের কোন একটা policy এর ভিতরে নিয়ে সলে আসলে আমাদের payment gateway এর সম্পূর্ণ টাকাটা আসলে বলা যায় যে, আমাদের বিফলে যায়। আর ওই টাকাটা আসলে উত্তোলন করতে পারি নাই। আর আমাদের যে, কাস্টমার গুলো ছিল তো তাদের থেকেও আসলে আমরা যতটুকু আরকি feedback পেয়েছি তারাও আসলে ওই টাকাটা আরকি আ মানে ফিরে পাননি। তো বলা যায় যে, আসলে সবকিছু মিলিয়ে আরকি একটা খুব বড় র রকমের আরকি আ loss হয়ে যায়। আর এপাশে যদিও worker payment গুলো আমরা ঠিক আ মানে clear করে দিতে পেরেছিলাম। তো এদিক দিয়ে আসলে একটু চাপটা কম ছিল। তবে আমাদের যে, customer service ছিল, আমাদের কোম্পানির যে, reputation ছিল তো আ সম্পূর্ণটাই আসলে বলা যায় যে, একবারে আ শেষ হয়ে যায়। আর তার পরবর্তী থেকেই আসলে আমার আ নতুন কাজ শুরু করতে পারছি না বা শুরু করতে গেলেও আসলে আমার আ ভীষণ রকমের একটা ভয় লাগার যে, ব্যাপার আছে সেটা আসলে হচ্ছে। আমি ঠিক আ বুঝে উঠতে পারছি না যে, এখন আসলে company কোন কিছু আ শুরু করা হবে কিনা আরকি। জ্বী ভাই।
জ্বী ভাই। হুম, হুম। জ্বী। হ্যাঁ। অবশ্যই। জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। আচ্ছা। জ্বী। হুম, হুম। জ্বী। হুম। হুম, হুম। জ্বী। জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। হুম, হুম। জ্বী। জ্বী, আসলে বুঝতে পারছি। আমি আসলে শুনে একটু খারাপও লাগলো। যে, আপনার অনেকগুলো টাকা পয়সা হয়তো সেখানে আটকায় গেছে এবং সাথে ক্লায়েন্ট দেরও অনেক টাকা পয়সা আ সেখানে গেছে। তো আ এটা আসলে স খুব দুঃখজনক ব্যাপার। তবে এখান থেকে আপনি হতাশ হবেন না। যদিও বা এই কথাটা বলাটা যদিও যথার্থ হচ্ছে না এই মুহূর্তে। আ তারপরেও বলব যে, আপনি হতাশ হবেন না। আপনি নিজের ভেতরে কনফিডেন্স রাখবেন এবং আ সাহস রাখবেন। কারণ আপনি একটা কাজ শুরু করে, সেটা মাঝপথেই যেকোনো একটা তাদের ভুলেই হোক বা আপনার জন্যই হোক একটা সমস্যা দেখা দিয়েছে। তার মানে তো এই নয় যে, আপনি পরবর্তীতে আর কোনো কাজ হাতে নিবেন না, বা আপনি করবেন না। তো এই ভুলগুলোকেই আপনি একটা খুঁটি হিসেবে নিতে পারেন, একটা শক্তি হিসেবে নিতে পারেন। এবং পরবর্তী একটা যে সিদ্ধান্তগুলো আপনি নিবেন। অবশ্যই, সেটা অবশ্যই একটু এ নিয়ে চিন্তা ভাবনা করবেন। সেই সাথে ওই রিলেটেড যারা অভিজ্ঞ থাকে বা যারা করছে। আপনি তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নিতে পারেন। যে, "আমি এই ধরনের প্রজেক্টের জন্য আসলে কী করতে পারি?" তো যারা অভিজ্ঞ আছে তারা আপনাকে অবশ্যই কোনো সঠিক একটা ভালো পরামর্শ দিয়ে, অবশ্যই উপকৃত করতে পারবে বলে আমি মনে করি। তো আপনার কাছে আমি আরেকটা বিষয় আসলে জানতে চাই যে, সাধারণত কবে সবচেয়ে বেশি আপনার এই যে প্রকল্পের যে, সময়। মাঝ মাঝখানে নাকি ডেডলাইন এ কাজ মানে কাছে গেলে, এটা হো হ হতো আরকি যদি বলতেন?
উম জ্বী। হ্যাঁ। হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ। উম জ্বী। আ এটা আসলে বলা যায় যে, আমাদের কোম্পানি আর খুব ভালোভাবেই চলছিল। এখন আ চলতে, চলতে আ ভালো রকমের টার্নওভারও আসলে শুরু হয়ে গিয়েছিলো, ৩ মাসে আসলে প্রায়, আ যে কোম্পানিগুলো আ এ মানে $৮,০০০ প্রায় টার্নওভার হয়ে গিয়েছিলো ৩ মাসে। আর আমি মনে করি যে, প্যাঁ ওই যে টার্নওভারের হিসাবটা করি এজ এ নতুন কোম্পানি হিসেবে সেটা আসলে। আ ভালো রকমের আসলে একটা টার্নওভার হয়ে গিয়েছিল। আমাদের যেহেতু আসলে আ বাংলাদেশ তারপরে আর ফিরিঙ্গি কিছু বন্ধু ছিল ২ জন। তো প্যাঁ ৩ জনে মিলেই আসলে আমাদের যে, প্রকল্পটা সেটা আসলে করেছিলাম। আর আমাদের যে, ইনভেস্টমেন্ট এর অ্যামাউন্ট টা ছিল সেটাও আসলে কম ছিল। তো বলা যায় যে, আ আমাদের কোম্পানি আর সবকিছু ঠিকঠাক চলছিল। তো হলো কি? যে, প আ গেটওয়ে তে যখন আসলে এতগুলো টাকা আরকি লস হলো। আর সাথে একটা ফিরিঙ্গি বন্ধু আসলে আমাদের সাথে একটু আ বেইমানি করে বলা যায় যে, আ সেও আসলে কিছু টাকা <scoffs> মেরে দিয়ে চলে যায়। আর আ যার প্রেক্ষাপটে হয় কি? যে, আ আর আসলে আমাদের ওই বিশ্বাসটাও আর থাকে না। আর মানে নতুন করে যে শুরু করবো একটা কোনো কাজ। সেই আসলে শক্তির যে একটা ব্যাপার আছে সেটাও আসলে এখন আর আ কোনো ভাবে আরকি আসে না বলা যায় আরকি। উম জ্বি ভাই।
উগ জী। ও আচ্ছা! হু, হু। জ্বী। হু, হু। হ্যাঁ। আচ্ছা। হু, হু। হু, হু। জী। জ্বি, বুঝতে পারছি। আসলে কাজের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে, আসলে যারা আপনার সাথে সহকর্মী থাকবে, বা আপনার পার্টনারশিপ এ থাকবে, বা যাদের সাথে সাথে আপনি এই ধরনের কাজ করছেন ধ বড় ধরনের। তো এই মানুষগুলোকে আগে সবথেকে আগে চিনতে হবে বেশি করে, ভালো করে যে, আপনি তাদের সম্পর্কে ভালো করে একটু জানাশোনা করে নিতে হবে। কারণ না হলে এই যে, আপনার সাথে যেটা ঘটল বর্তমানে ধরুন যে, আপনার ৩ জনের মধ্যে, আপনারা ৩ জন তার মধ্যে ১ জন আপনাদের সাথে একটু বিট্রে করে ফেলেছে। তো অনেক সময় হয় কি? যে, এরকম কাছের মানুষ যখন এরকম ক নে কোনো প্রকল্পে যে, একটু বিট্রে করে ফেলে, তখন কিন্তু এই জিনিসটা আসলে সামাল দেয়াটা একটু কঠিনই হয়ে যায় এবং পরবর্তীতে নতুন কিছু চিন্তা করতে গেলে, ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনি ভয় পাবেন না। আমি মনে করি যে, আপনার যথেষ্ট পরিমাণ এ এক্সপেরিয়েন্স আছে এবং আপনি যথেষ্ট পরিমাণ এইদিকে এক্সপেরিয়েন্স। তো আপনি জানেন আপনি কি করতে পারবেন? আপনি আপনার ভেতরে কনফিডেন্স টা আপনি রেখে, আপনি অবশ্যই আপনার পরবর্তী যে, অ্যা কাজগুলো আপনি শুরু করতে চাচ্ছেন, সেটা অবশ্যই আপনি শুরু করতে পারেন। এক্ষেত্রে কোনো চাপ নিবেন না, কোনো দায়বদ্ধতা থাকা যাবে না। আপনি জাস্ট আপনার মত করে, করে যাবেন। এবং আ যেহেতু এই ধরনের প্রবলেম গুলো হয়ে গেছে আপনার তো একটা জানাশুনা থেকেই গেলো। যে, আমার ঘাটতিগুলো কোন, কোন জায়গাগুলোতে? এবং এই জিনিস গুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে? এবং একটা জিনিস চেষ্টা করবেন। যে, সবকিছু অন্যদের হাতে না ছেড়ে দিয়ে আপনিও কিছু কন্ট্রোল আপনার হাতে রেখে দিবেন, কাজের ক্ষেত্রে। এ যাতে উম দেখা যাচ্ছে যে, মেইন সেক্টর এ যখন কাজ করতে যাবে তারাই আপনাকে নক করবে যে, "এখন এটা করতে গেলে কীভাবে করব?" বা, "এটার জন্য এই পেমেন্ট টা করতে হবে, এইটা দাও।" তখন আপনি সবকিছু বুঝে, শুনে আপনি এটা করতে পারেন। তো এভাবেও আসলে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, ভাই।
উম জ্বী। আ হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ। হুম, জী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হুম, হুম। হুম, না আসলে এভাবে তো আমি ভেবে দেখিনি। তবে আ মনে হচ্ছে এই বিষয়গুলো যদি আসলে মাথায় রাখা হয়, তাহলে আসলে আমার যে আ পেমেন্টের যে ক্ষেত্র বা আপনার যে কাজের যে ক্ষেত্র, সেখানে আসলে আলাদা, আলাদা একটা আ মানে যে কি বলে? যে চ্যানেল তৈরি হয়ে যাবে। তো চ্যানেল তৈরি হয়ে গেলেও আসলে মনে হয় যে, আ কোম্পানি বা আপনার নতুন কোনো আসলে যে কোনো কাজই আসলে খুব ভালোভাবে আরকি আ শুরু করা যেতে পারে নির্ভয়ে। তবে আ এখানে আমার আসলে আরেকটু দ্বিধা আছে যে আ ঐ যে আ একবার আসলে যেহেতু আসলে লস করে ফেলেছি এতগুলো, তো ওই ক্ষেত্রতে আসলে আমার একটু মানে আ ঝুঁকি নিতেও কিন্তু, আসলে একটু ভয়ের যে ব্যাপার, সেটা আসলে আমার আ একটু আছে। আর আ বলা যায় যে মা এইযে মানসিক যে চাপের একটা অবস্থা, সেটা আসলে মানে তার ভিতরে যে ঝুঁকি নেওয়াটা উচিত হবে কিনা? সেটা আসলে বুঝতে পারছি না ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। না, সত্যি বলতে আপনি আসলে অনেক বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন। তো এখন আপনি চে চেষ্টা করে দেখতে পারেন যে, আপনি ছোট কোনো প্রকল্প দিয়ে শুরু করতে পারেন অ ছোট কাজ দিয়ে। যে এটা আপনি চাইলে আপনি এভাবে করতে পারেন যে, এই কাজটা আপনি পার্সোনালি হ্যান্ডেল করবেন এবং এটা আপনার নিজস্ব কাজ হতে পারে। এখানে আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন যে, আপনি এখন কোনো পার্টনার কে ইনভলভ করবেন না। যেটা ফিরিঙ্গি হোক বা দেশীই হোক। যেই হোক না কেনো? আপনি অল্প পরিসরে আগে ছোট করে শুরু করতে পারেন। সেই ছোট করে শুরু করে আস্তে, আস্তে আপনি আপনার আ কাজগুলোকে আপনি এগিয়ে নিতে পারেন। যখন দেখবেন যে একটা সময় আপনি হ্যাঁ, এটা করতে পারছেন এবং এখানে একটা সাকসেস রেট আছে এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসছে, তখন এটাকে আপনি বড় পরিসরে আপনি মানে পড়ার একটা চিন্তা ভাবনা করতে পারেন। অ্যাঁ এভাবে অল্প, অল্প, ধাপে, ধাপে করার করলে, আপনি হয়তোবা আ নতুন কিছু একটা শুরু করতে পারবেন, ছোট করে আরকি। জি।
উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, জি। উম জি। বুঝতে পারছি। হুম, না আসলে ব্যাপারটা অ্যা আস্তে, আস্তে যদি শুরু করি, তাহলে আমারও মনে হচ্ছে যে আ আপনার এখানে ঐযে বারতি যে ফিরিঙ্গি বন্ধু আমাদের টাকা মেরে দিয়ে গিয়েছিল, সেই ধরনের আসলে আ ঝুঁকি থাকবে না। আর এখানে আসলে কোথায় কি সমস্যাটা হচ্ছে? আ সেটাও আসলে আমি বুঝতে পারবো। আর আ বিষয়গুলো তো আসলে বলার মতো না। তো আপনার সাথে কিন্তু বলতে পেরে আমার এখন অনেকটাই আরকি, ঐযে হালকা বোধ হচ্ছে। চাপটা আসলে অনেকটাই আরকি কমে গিয়েছে। তো ধন্যবাদ আপনাকে অসংখ্য।
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। জি। আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। আপনি অবশ্যই নতুন একটা প্রকল্প শুরু করবেন, ছোট করে। ধন্যবাদ।